<smacks lips> আ মানসিকভাবে সুস্থ আ আচ্ছা মানসিকভাবে যদি অসুস্থ বলা হয় কাউকে, তাহলে মনে হয় মানে আমাদের সমাজে যেটা হয় সেটা মনে হবে যে পাগল বলা হচ্ছে। বাট এরকম কিন্তু না। আ মানসিক অসুস্থতাও হচ্ছে যেমন ধরেন কেউ অ্যা কারো anxiety হচ্ছে। যেমন ধরেন কেউ একটা আ পোস্ট করল কিছু। আ মানে কোন একটা কনটেন্ট পোস্ট করল। পোস্ট করার পরে খুব বারবার ফোন চেক করছে যে আ ভিউ কতটা আসলো বা লাইক কতটা পড়ল বা মানুষ এই ব্যাপারটাকে কীভাবে নিচ্ছে? এই যে একটা হচ্ছে আ anxiety এই ব্যাপারটাও কিন্তু একটা মানসিক অসুস্থতার লক্ষণ। তো আ মানসিকভাবে আমি আমার মনে হয় না যে বেশিরভাগ আ কনটেন্ট ক্রিয়েটররা মানসিকভাবে সুস্থ। কারণ প্রতিনিয়তই আপনাকে ভিউ এর চিন্তা করতে হয়, লাইকের চিন্তা করতে হয়। কারণ আপনার পুরোটা content creation ই কিন্তু হচ্ছে ভিউ, লাইক, আ কমেন্টস এগুলার উপর নির্ভর করে। হ্যাঁ।
হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। রাইট। হুম। views এর উপর, হ্যাঁ, views বা লাইকের উপর, হ্যাঁ। engagement এর উপর নির্ভরশীল আরকি মোটামুটি বলা চলে, রাইট। তো আমি বলতে চাচ্ছিলাম মানে আপনি হ্যাঁ, মানে আপনি ১ম এ যেটা বলেছিলেন, আমি আসলে সেটাই মিন করতে চাচ্ছিলাম। যে অ্যা এত বিচিত্র ধরনের কনটেন্ট এখন দেখা যায়। যে অনেক সময় এরকম মনে হয় যে আসলে ধরেন অ্যা স্বাভাবিক mental state এ থাকলে এই ধরনের কনটেন্ট অনেক সময় আসার কথা না। কারণ এত বিচিত্র, বিচিত্র ধরনের কনটেন্ট <scoffs> আ আসে। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কি অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফল? বা অনেক সময় দেখা যায় যে ধরেন আ তাদের ব্রেইন বা অনেকের ব্রেইন ধরেন আ অতিরিক্ত প্রেশার নেওয়ার ফলে এ মানে কোনটা ঠিক, কোনটা ভুল, বা কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, আ এটা অনেক সময় মানে differentiate করতে পারে না। কখনো, কখনো এরকমও হয় যে আপনি যেটা বলছিলেন যে engagement এর উপরে আসলে স মানে সমস্ত কিছু নির্ভর করে। তো সেক্ষেত্রে engagement টা ধরতে গিয়ে মানে মানসিক যে স্টেটটা থাকে, বা মানসিক যে স্বাস্থ্যের বিষয়টা থাকে, সেটা অনেকেই ইগনোর করে ফেলেন কিনা এবং সেক্ষেত্রে আসলেই মানসিকভাবে একটু অসুস্থ কখনো, কখনো হয়ে যান কিনা? কারণ যেটা, অনেক কনটেন্ট দেখি মনে হয়। তো এই বিষয়টাতে যদি আপনার মতামতটা একটু বলতেন আরকি?
engagement এর উপর এক্সাক্টলি হ্যাঁ সেটাই। <smacks lips> তো এই ব্যাপার হ্যাঁ। জি। হুম। হু, হুম। হুম। ও আচ্ছা, হ্যাঁ। <chuckles> আচ্ছা, বুঝছি। <chuckles> হ্যাঁ। হু। হুম, হুম। উম উচিত না, হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। জি। হুম। হুম। হুম, হুম। একদম, হ্যাঁ। হুম, হুম। হুম, হুম।

হ্যাঁ, অবশ্যই। আ বার্ন আউট আ আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া। আর অসম্ভব রকমের ক্লান্তি অনুভব অনুভব করা। মানে ও কোন একটা কাজ করতে গেলে। যদিও ও মানে ক্লান্তি হবার মত ক্লান্ত হবার মত তেমন কিছু হয়নি। কিন্তু মানে ব্যা বার্ন আউট হচ্ছে কন্টিনিউয়াসলি কোন ব্রেক ছাড়া কাজ করে গেলে আপনার ব্রেইন এক্সজোস্টেড হয়ে যায়। আপনার ব্রেইন টায়ার্ড হয়ে যায়। তো আপনার আপনি যখন নিজের ব্রেইনকে মস্তিষ্ককে একটু আ একটু সময় দিবেন না বা একটু আ রেস্ট করতে দিবেন না। হ্যাঁ, রিল্যাক্স করার টাইমটা দেয়া হবে না। তখন হচ্ছে আপনার মস্তিষ্ক আপনাকে বলবে যে আ এই ব্যাপারে আর কাজ করতে ইচ্ছা করছে না। তো এই ব্যাপারটাই আমার কাছে বার্ন আউট মনে হয়। আর ক্রিয়েটরদের বার্ন আউটটা হয় হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি যদি কনটেন্টের ব্যাপারে চিন্তা করতে থাকে, তারপর কন্টিনিউয়াসলি যদি অনলাইন থাকে তো এই ব্যাপারগুলো অনেক সময় বার্ন আউট এর কারণ হয়ে যায়।
আচ্ছা। হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। রিল্যাক্স হওয়ার টাইমটা দেওয়া হবে না, আচ্ছা। হুম। আচ্ছা, বাহ! হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। তার মানে আপনি আ বলছেন যে এটা মানে কেউ যদি ধারাবাহিকভাবে কাজ করে এবং আ মানে এন্ডলেস ভাবে কাজ করতে থাকে যে সে কাজ শুরু করে এবং ২৪ ঘণ্টায় সে ঘুমের মধ্যেও যদি আসলে তারা কনটেন্ট নিয়ে চিন্তা করতে থাকে এরকম বলা যায় আরকি যে অতিরিক্ত সময় দেওয়া হলে সেক্ষেত্রে হয়তো এ ধরনের একটা প্রবলেম হইতে পারে যে সে একটা পর্যায়ে গিয়ে আগ্রহ হারায় ফেলতে পারে এবং তার হচ্ছে অতিরিক্ত স্ট্রেস ফিল করতে পারে সে। আচ্ছা বার্ন আউটের বিষয়টা আ চমৎকারভাবে বললেন আপনি। আচ্ছা এটা আসলে কখন বুঝা যায় যে আসলে বিরতিটা নিতে হবে? আ দেখা যাচ্ছে কাজ যখন শুরু করে সবাই কিন্তু প্রথম দিকে অনেক সিরিয়াস থাকে, হ্যাঁ? যে একবার এসব করে ফেলবো, এই করে ফেলবো, ওই করে ফেলবো, হ্যাঁ। তো সেটা থেকে কিন্তু দেখা যায় যে ১ম দিকে প্রচুর আ মানে শ্রম দেওয়া হয়, সময় দেওয়া হয়। আর সেটা আসলে কখন বুঝা যায় যে আমার একটু থামার সময় এসেছে বা এখন আমার একটা ব্রেক নেয়া উচিত?
হুম, ব্রেক ছাড়া। উহুম। হ্যাঁ, হ্যাঁ একদমই। হ্যাঁ, হ্যাঁ। উহুম। হুম, হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ খুব এক্সাইটেড থাকি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম।